জি। তো সেক্ষেত্রে আসলে আপনি যেমন বললেন যে এত সুন্দর মত আপনারা ভাগ করে নেন ২ জন কাজগুলো। তো দেখা যাচ্ছে যে কখনো যদি এমন হয় যে কাজ ভাগাভাগি ক্ষেত্রে কোন একটা সমস্যা হচ্ছে, তখন আসলে আপনারা কিভাবে করে বিষয়টাতে আগান? যে আচ্ছা ঠিক আছে। বে একজন বলছে "আমি বেশি কাজ করি।" আর একজন বলছে "না, আমি বেশি কাজ করি।" তো তখন আসলে এই দ্বন্দ্বটা আপনারা কিভাবে করে মিটান?
জি, আসলেই। <chuckles> জি, জি। আসলে এখানে আ বেশি কমের তো বিষয় না। বিষয়টা হচ্ছে যে অ্যা যেহেতু একসাথে থাকা সংসারের সুখ শান্তি এটা কিন্তু আ পারস্পরিক আসলে ১ জন অ অশান্তিতে থাকলে এর প্রভাব কিন্তু আরেকজনের মধ্যে চলে আসে, তাই না?
হু। উ জি। আরেকজনের উপর পড়বেই। একদম, একদম।
তো এখন অ্যা পরিবারে যারা একসাথে থাকি, অ্যা সবসময় কিন্তু মানসিকতা সবার একই থাকে না। তো এগুলো কিন্তু মন-মানসিকতার উপরেও কিন্তু নির্ভর করে। আমার ওয়াইফ সবসময় সকালে উঠে রান্নাবান্না বা নাস্তা তৈরির কাজ করে। আ হুট করে দেখা গেল যে কোনদিন সে অসুস্থ বা একটু ভালো লাগতেছে না শরীরটা। আ তখন কিন্তু দেখা যায় যে এইটা একটু অ এক্সচেঞ্জ করতে হয়। আবার আমার যে কাজ সকালে মেয়েকে একটু রাস্তায় নিয়ে আ সাইকেল চালাতে যাই অথবা দেখা গেলো একটু বিছানাটা পরিষ্কার করলাম, হ্যাঁ? অনেক সময় থাকে। অ্যা সব মিলে আসলে এগুলো পরিস্থিতি বললে দেয় যে কোনটা কার করা উচিত।
জি। সম্মান থাকে না। একদম ঠিক বলেছেন। হুম। হুম। ভালো লাগছে না। জি। জি, তা তো অবশ্যই। হুম। আচ্ছা। আচ্ছা। এটাই। না আসলে দেখা যাচ্ছে কি যে না তা তো অবশ্যই। আসলে দেখা যাচ্ছে এখন যেমন আপনি বললেন যে আপনি এত বেশি সাপোর্ট করেন। এই সাপোর্টটা না করলে কিন্তু জিনিসটা আপনি একজনের উপর বোঝা চাপিয়ে দেওয়াটা মানে কিন্তু একটা খুবই একটা খারাপ কাজ। বলা চলে যে এটা আসলে অবশ্যই বাড়ির কাজ তো অবশ্যই ২ জনকে মিলে করতেই হবে। আ আগের উম যেমন দেখা যাচ্ছে যে আগে দেখা গেছে যে এই কালচারটা ছিল না। তবে এখন আসলে কালচারটা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ? এখন কিন্তু আস্তে, আস্তে দেখা যাচ্ছে যেমনটা আপনি বললেন। তো এক্ষেত্রে আসলে আপনাকে কে ইন্সপায়ার করে? এরকম করে আসলে আ ভাগাভাগি করে যে আপনি কাজটা করছেন?
জি, জি, জি, জি। <chuckles> করতেই হবে। হ্যাঁ। জি, জি। আসলে একটা বিষয় কি জানেন? যে আপনি যেমনটি বলছিলেন যে আগে এই বিষয়গুলো ছিল না। এটার কারণ হল আগে কিন্তু মেক্সিমাম পরিবারগুলো যৌথ পরিবার ছিল। তো একটা পরিবারে যখন দাদা-দাদি আর ওর কাজিনরা, চাচারা ওরা থাকবে। আ তখন ১ টা বাচ্চাকে কিন্তু আলাদা করে এ কেয়ার করার প্রয়োজন পড়ে না। দেখা গেল দাদা তাকে অ্যা যত্ন নিচ্ছে, অ্যা কাজিনরা একসঙ্গে হ্যাঁ, আমরা যখন গ্রামে যাই দেখা গেল যে আমার মেয়েকে খুঁজেই পাওয়া যায় না। সে কার সাথে ঘোরে, কোথায় থাকে হ্যাঁ? হ্যাঁ। কিন্তু এখানে যেহেতু আসলে বন্ধ বাসা ওই ঘুরে ফিরে বাবার কাছে, ঘুরে ফিরে মায়ের কাছে। তো সেইক্ষেত্রে কিন্তু আসলে যেকোনো কাজগুলো অ্যা একটু কষ্ট। আ সেখানে inspire ব্যাপারটা আসলে ওইযে বললাম যে ভালো থাকতে গেলে ওয়েগুলা আমরা এমনি বের করে নেই। কিভাবে আমরা ভালো থাকা দরকার, তাই না?
জি। জি। জি। হুম। আ অনেক মানুষ। হুম। কেউ না কেউ আসলে আছেই। জি। হ্যাঁ এর কাছে তার কাছে, তাই না? হ্যাঁ। আসলে কি করবে? কিছু তো করার নেই। ওটাই। বের করতে হবে, জি।

আমি আসলে প্রথমত আমি যদি রুমমেট এর কথা বলি তো এখন তো আর রুমমেট নেই, এখন তো হচ্ছে পরিবার। তো ছাত্র জীবনে কিন্তু রুমমেট যারা ছিল আমার সাথে একসাথে পড়াশোনা করেছি। এবং আ চাকরির প্রথম জীবনে কিন্তু যখন আমরা ব্যাচেলর ছিলাম তখন অনেকেই একসাথে ছিলাম। তো সেই গল্পগুলো যদি আমি একটু <chuckles> জি, জি, ওই রুমমেটটা আমরা কিন্তু খুবই আন্তরিক ছিলাম। অর্থাৎ আমরা ব্যাচেলর ছিলাম কিন্তু কখনোই আমাদের আ বাড়ির মালিক এসে বুঝে নাই যে এই ফ্যামিলি তে বা, এই বাসায় একটা ব্যাচেলর ফ্যামিলি থাকে। হ্যাঁ, আমরা হ্যাঁ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অথবা যে অন্যান্য বিষয়গুলো রয়েছে। হ্যাঁ? এগুলো কিন্তু আমরা একদমই আ খুব ভাগাভাগি করতাম। আমাদের চাকরিটা ছিল শিফটিং ডিউটি আমাদের একেক সময় একেক জনের ডিউটি ছিল। তো যেই আওয়ার এ যারা বাড়িতে থাকতো আ তারা ঐ সময়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহে ২ আ ২-৩ দিন হচ্ছে যে ঘর মোছা, এরপরে বিশেষ করে রান্না-বান্না। আমরা কিন্তু প্রথম ৬ মাস বুয়া রাখি নাই আমরাই নিজেরাই দেখা গেল যে হ্যাঁ রান্না-বান্না করে।
হুম। আচ্ছা। জি। জি। ও তখন আসলে একসাথে থাকবে। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। মানে ব্যাচেলররা থাকে মানে মনে হতো যে ফ্যামিলি মেম্বার নিয়েই থাকছে কেউ। ওহ! চুপ মেইনটেইন করতেন। আচ্ছা। আচ্ছা। জি। তারা খেয়াল রাখত জি। জি। ও নিজেরাই করেছেন। আচ্ছা, আচ্ছা সেটা বললেন প্রথম ৬ মাস কেন পরের চ পরের দিকে কি হয়েছিল?
পরের দিকে আসলে ঐ যে আ বুয়া তো অনেক সুবিধার। কারণ রান্না-বান্না যতই আমরা পারি না কেন, এটা তো একটা ঝামেলার কাজ, তাই না? জি, জি ছেলে মানুষরা আসলে <smacks lips> চাকরি থেকে এসে রান্না-বান্নার ঐ ধরনের একটা মানসিকতা সবসময় থাকে না। তো প্রথম ৬ মাস এটা আমরা প্র্যাকটিস করেছি কেন? যে নতুন বাসায় আসলে হুট করে বুয়া পাওয়াটাও কষ্ট। আবার আ যেহেতু আমরা নতুন চাকরি বাকরির ক্ষেত্রে আসলে একটা স্থিতিশীলতাও ছিল না। এজন্য ৬ মাস নিজেরাই আসলে রান্না-বান্না করেছি ভাগাভাগি করে কোন সমস্যা হয়নি।
জি। মানে হয়ে ওঠে না আসলে হ্যাঁ, জি হয়ে ওঠে না। জি। জি। হুম। হুম। হুম, হুম, হুম। আচ্ছা। ও আচ্ছা তো তখন কিন্তু আপনি যেমন বললেন যে আম কাজগুলো ভাগাভাগি করে নিতেন, শিডিউলটা আপনার এমন ছিল যে শিফটিং ডিউটি। তো উম তাহলে আপনারা কি একা, একা কাজটা করতেন নাকি ধরেন দুজন তিনজন একসাথে মিলে, মিলে আ একেবারে কাজগুলো শেষ করতেন এরকম কিছু?
জি, জি। <chuckles> আসলে আমরা আ ৪-জন ছিলাম একটা বাসায় ২-টা রুমে ৪-জন ছিলাম আমরা একটা ফ্লাট-এ। তো দেখা যায় যে আ ২-জন বা, তারও অধিক আমরা বাসায় থাকতাম। ১-জনের বা, ১-জনের ডিউটি থাকত তখন আসলে কাজগুলো ভাগাভাগি করে নিতাম। কেউ হয়তো বা রুমটা ঝাড়ু দিলো, কেউ অথবা দেখা গেলো ওয়াশরুম পরিষ্কার করলো। আর রান্নাবান্নার ক্ষেত্রে আসলে একা, একা রান্না-বান্না করলে ভালো লাগে না। আ কেউ তরকারিটা একটু রেডি করে দিলো হ্যাঁ একটু মাছটা পরিষ্কার করে দিল। সব মিলে আসলে যে গল্প বিভিন্ন রকমের মজা এইভাবেই কিন্তু আসলে যখন কাজটা আমরা করতাম একদমই সহজ লাগত কাজটা। জি, জি।
জি। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। তখন আর কি সবাই একসাথে, জি। জি। আচ্ছা। হ্যাঁ। <chuckles> কাজটা খুব সুন্দর হয়ে যেত। সহজ লাগতো, আচ্ছা বেশ চমৎকার আপনি বললেন তো যে ব্যাচেলর লাইফ-এ কি করেছেন। তো সেক্ষেত্রে এখন তো আসলে পরিবারের সাথে থাকা হচ্ছে। তো পরিবারের সাথে আসলে কাজটা কিভাবে ভাগাভাগি করে নেন? সেটা আসলে জানতে চাচ্ছিলাম।
<chuckles> জি।